জীবনে তো অনেক সময় দেখা যায় যে ভয় আবার সন্দেহ, এই ২ ধরনের অনুভূতি একসাথে কাজ করে। তো এইরকম সময়ে আপনার মাথায় আসলে বেশি কি চলে? বাস্তবের বাস্তবতা নাকি কোন বিষয়টা নিয়ে ঝুঁকি আছে? এই ক্ষেত্রে আপনি একটু কি বুঝিয়ে বলতে পারবেন বা আপনার অভিজ্ঞতাগুলো আমার সাথে একটু আ শেয়ার করতে পারবেন?
জি। অবশ্যই আ আসলে এই ভয় বা সন্দেহের যে ব্যাপারটা, এটা কিন্তু সবার ভিতরেই থাকে। আ বিশেষ করে যারা আ দেখবেন যে আ কখনো কোনো ইন্টারভিউ দিতে গেলে বা কোনো পরীক্ষা থাকলে, ওই সময়গুলোতে না দেখা যায় যে একটা ভয় বা একটা মানে মানে ঝুঁকি তো না। বলবো যে একটা ভয় কিন্তু কাজ করে সকলের ভিতরে কিংবা একটা সন্দেহ যে, "আদৌ আমি কি পারবো নাকি পারবো না।" যদিও দেখা যায় যে আমরা হয়তো সব পারি বা জানি যে কী, কী করতে হবে। তারপরেও দেখা যায় যে কনফিডেন্সটা ওইভাবে না থাকার ফলেই কিন্তু এই জিনিসগুলো বেশি তৈরি হয়।
হুম। হ্যাঁ। হুম। আচ্ছা। হুম, আসলে খুব চমৎকার বললেন যে এই আ কনফিডেন্স এর কথা বললেন। দেখা যায় এজন্যই কিন্তু অনেকেই বেশ ভয় পায়, আবার সন্দেহ করে থাকে। তো এই যে এই অনুভূতিগুলো এগুলো কিন্তু দেখা যায় সিচুয়েশনটাকে খুব বাজে করে দেয়। তো সম্প্রতি কি আপনার এমন কোন আসলে অভিজ্ঞতা রয়েছে যেখানে আপনি কোন কাজ বা সিচুয়েশনে আপনি বেশ ভয় পেয়েছিলেন এবং সেই ভয়টা দূর করতে বা এই যে সন্দেহগুলো এই অনুভূতিগুলো দূর করার জন্য আসলে আপনি কী করেছিলেন? একটু ধাপে, ধাপে বলতে পারবেন?
জি। হুম। আচ্ছা। হুম, অবশ্যই। আ এর আগে আমি আরেকটা কথা বইলা নেই যে আসলে ভয় আর সন্দহর যে ব্যাপারটা না? এই ২ টা কিন্তু একদমই আলাদা। ভয় হচ্ছে যে মানে আ ধরেন আমি ভয় পাইতেছি ১ টা বিষয় নিয়ে এইডা আমি করতে পারবো কি পারব না?সেটা ভয় ভয়ের জায়গা থেকে ঠিক আছে। কিন্তু সন্দেহর যে ব্যাপারটা ১ টা মানুষের ভিতরে কিন্তু সন্দেহ ঢুইকা গেলে ওই জায়গাটা থেকে বের হয়ে আসাটা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে পড়ে। ভয়ের জিনিসটা থেকে বের হয়ে আসছে কিন্তু এতটাও কঠিন না। আর যদি আমার ব্যক্তিগত আ একটা কথা বলি কিছুদিন আগেই আ আমার পরীক্ষা ছিল। তো পরীক্ষায় গিয়া আসলে তখন আ মানে আমি যখন প্রশ্ন পাই আমার কোশ্চেনগুলা কমন ঠিক আছে। তারপরেও আমার মানে এতটাই ভয় লাগতা ছিলো যে আমি কি আদৌ মানে সব কমপ্লিট করতে পারবো কিনা, মানে আমার ঘাম হচ্ছিলো মানে আমার হৃদ স্পন্দন বেড়ে গেছিলো এরকম একটা ব্যাপার কিন্তু তখন মানে তৈরি হয়ে যায়।
হুম। আচ্ছা। হুম। হুম। জি। হ্যাঁ। আচ্ছা আছ হ্যাঁ, আপনার অনুভূতিগুলো কিন্তু শুনে আসলে বোঝা যাচ্ছে যে এই, এই সময়ে যদি আত্মবিশ্বাসটা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আসলে উ আ কি বলে আ হিতের বিপরীত হতে পারে বা দেখা যায় মুহূর্তগুলো আসলে নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি বলছেন যে আত্মবিশ্বাসটাই এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নাকি?
হ্যাঁ। একদম। জি একদম, একদম। আত্মবিশ্বাসটাই কিন্তু এখানে সব আপনি ভয় বলুন বা সন্দেহ বলুন আ যখন আমরা কোনো একটা কাজ করতে যাই বা কোনো একটা ব্যবসা শুরু করব এরকম কিন্তু হয় যে তখন দেখা যায় অনেকেই দেখা যায় যে ভয়ে রিস্ক-টা নিতে চায় না। তো যখন আসলে একটা মানুষের ভিতরে আত্মবিশ্বাস থাকে তখন কিন্তু দেখবেন যে আ খুব সহজেই কিন্তু সে কিন্তু রিস্ক-টা নিয়ে নেয়, যাদের ভিতরে আত্মবিশ্বাসটা একটু বেশি আছে। তবে সন্দেহের ব্যাপারটা এক্ষেত্রে আলাদা যে যখন আসলে কোনো ১ টা কিছু নিয়ে সন্দেহ হয় আমি মনে করি ওই ক্ষেত্রে ওই জিনিসটা নিয়ে ভালোভাবে রিসার্চ করা বা ওই সন্দেহটা কীভাবে কমানো যাবে এগুলা নিয়ে কাজ করলে কিন্তু সন্দেহটা খুব সহজেই কমানো যায়। আর তাছাড়া আ ভয়ের যে ব্যাপারটা এর জন্য কিন্তু চাইলে শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করা বা কিছু সময় নিজেকে রিল্যাক্সে রাখা, এগুলো চিন্তা করলে কিন্তু দেখা যায় যে ভয়টাও অনেকটা কমে যায়।
হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। হ্যাঁ, খুব চমৎকার বললেন আসলে এই যে ভয় কমানোর যেই আ উদাহারণগুলো আপনি দিলেন, এগুলো কিন্তু দেখা যায় যে অনেকটাই কাজে আসবে। এক্ষেত্রে স আপনি কি মনে করেন, এই যে কৌশলগুলো রয়েছে, এগুলো যদি সবাই বেশি, বেশি করে ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে তারা কি এই ধরনের ভয়কে জয় করতে পারবে? এবং এই ক্ষেত্রে কৌশলগুলো আসলে কি, কি? যেগুলো আ দেখা যায় ব্যবহার করলে এই যে ভয়গুলোকে দূর করা যায় আবার সন্দেহ হলে আত্মবিশ্বাসটা বাড়ানো যায়, আপনি কি একটু খুলে বলবেন?
এ হ্যাঁ। আচ্ছা। উ হুম। অবশ্যই। এই ক্ষেত্রে দেখুন যে আসলে ভয় যদি হয় যে আ ১ম এই বুঝতে হবে যে ভয়টা আমি কেন পাচ্ছি, ঠিক আছে? আর তাছাড়া আ নিজেকে সবসময় আ ঠান্ডা রাখতে হবে অনেক সময় দেখা যায় কি ভয় পাইলে কিন্তু মানুষ মানে আ রাগ হয়ে যায় অনেকের ক্ষেত্রে মাথা গরম হয়ে যায়, মানে কী করবে ডিসিশন নিতে পারে না। ওই ক্ষেত্রে ঠান্ডা মাথায় সবসময় চিন্তা করতে হবে এবং এটা মাথায় রাখতে হবে যে আমাকে সবসময় ঠান্ডা থাকতে হবে। তাহলে কিন্তু ভয়টা মানে জয় করার সম্ভব হবে আর তাছাড়া সন্দেহর যে ব্যাপারটা, যখন সন্দেহ হয় তখন কিন্তু চাইলে সবথেকে ভালো কাজ যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আ কোনো একটা কাছের মানুষকে কিংবা খুব আ পরিবারের কেউ কিংবা কোনো একটা ভালো বন্ধুকে জিজ্ঞেস করা, তার স থেকে একটা পরামর্শ নেওয়া, এগুলার মাধ্যমে কিন্তু খুব সহজেই দেখা যায় যে ওই সন্দেহর জায়গাটা দূর হওয়া সম্ভব।
হুম। আচ্ছা। আচ্ছা। হুম। আচ্ছা। হুম, আসলে আপনি কিন্তু খুব চমৎকার বললেন। এগুলো কিন্তু অন্যদের জীবনেও কিন্তু বেশ কাজে আসবে। তো অনেক সময় না দেখা যায় এই সন্দেহগুলো হতে, হতে বা আত্মবিশ্বাসটা কমতে, কমতে একটা সময় আ আমরা অনেকটাই ভেঙে পড়ি বা অনেকেই ভেঙে পড়ে। তো এই যে ভেঙে পড়ার যে বিষয়টা রয়েছে এটা দূর করার ক্ষেত্রে কখন আসলে কোন প্রফেশনালের কাছে যাওয়া উচিত? বা তাদের সাহায্য নেওয়া উচিত বলে আপনার মনে হয়? এই ক্ষেত্রে পরিবার বা সমাজের যারা আছে তারা আসলে কীভাবে এই ধরনের মানুষগুলোকে সাপোর্ট করে থাকে? আপনার কি কোন আইডিয়া আছে?
উম জি। হ্যাঁ। আচ্ছা। হুম। আ জি, জি এই ক্ষেত্রে দেখুন আসলে আ মানে এই সন্দেহ বা ভয়ের যে ব্যাপারটা কিংবা এইখানে তো মূল হচ্ছে কনফিডেন্স ঠিক আছে? আমি মনে করি যে মানুষের ক্ষেত্রে যে এটা হয় কি যে মানুষ ভয় বা সন্দেহে অনেক কিছু ছেড়ে দেয়। যে, "আমি একটা কাজে পারছি না বা আমার খুব ভয় লাগতেছে আমার সন্দেহ হচ্ছে, আমি আদৌ সাক্সেস হতে পারব কিনা?" এগুলা ভেবে মানুষ কাজটা ছেড়ে দেয়। তবে এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা যে ছাড়া যাবে না, ভয় হচ্ছে ভয় হোক। এই ভয়টাকে আমি কিভাবে পার করতে পারব এটা নিয়ে আমার চিন্তা করতে হবে। আমাকে analysis করতে হবে, আমাকে বুঝতে হবে যে সমস্যাটা কোথায়। সন্দেহ হলেও একই বিষয় আমাকে আ আমার আশেপাশে অনেক মানুষ আছে প্রত্যেকটা মানুষের জীবনে অনেক মানুষ থাকে। যাদের থেকে চাইলে এই সহযোগিতা নেওয়া যায়। আর যদি কার কেউ নাও থাকে এখন তো অনেক কাউন্সেলিং আছে অনেক ডক্টর আছে এবং অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে। যেখানে খুব সহজেই কিন্তু নিজের পরিচয় গোপন রেখে বিভিন্ন তথ্য জানা যায়। নিজের সম্পর্কে শেয়ার করা যায়। সেগুলা দেখে কিন্তু মানুষরা অনেক অ ফিডব্যাকও দেয়। তো এইভাবেই কিন্তু আমার মনে হয় যে আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনা যায়।
হুম। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। হ্যাঁ। আচ্ছা, আপনি যেমনটা আসলে বললেন যে অনেকেই আসলে বিভিন্ন ধরনের ফিডব্যাক দেয়। তো সেক্ষেত্রে সমাজের অনেকেই না দেখা যায় যে <coughs> মেনে নিতে চায় না এই ধরনের মানুষকে। অনেক সময় সাহায্য নিতে লজ্জা পায়। আসলে যে ভুক্তভুগি রয়েছে। আবার অনেকে সাহায্য করতেও কিন্তু দেখা যায় কটুক্তি কথা বলে। তো সমাজের এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে মোকাবেলা করেন? এই বি এই ক্ষেত্রে কি আমাকে একটু খুলে বলতে পারবেন?
আচ্ছা। জ্বি। অবশ্যই। আ সমাজের যে ব্যাপারটা না আমাদের সমাজটা এখনো বলতে গেলে অনেক আগের যুগের মতো রয়ে গেছে। যে এখানে আ কেউ একটা মানুষ ভয় পেলে দেখা যায় যে আমরা তা তাকে সাহায্য না করে দেখা যায় যে আরো বেশি মানে কীভাবে ডিমোটিভেটেড করা যায়? আ বিশেষ করে আমি যদি আমার একটা গল্প বলি। আমি একটা বিজনেস শুরু করেছিলাম। তো সেখানে আমার আ ল একটা লস হয়। তো সেখানে আমার যে কাছের মানুষটা ছিল তারাই কিন্তু আমাকে মানে এসে যে সান্ত্বনা দিবে বা বুঝাবে যে, "এটা কোনো ব্যাপার না। এই গুলো হয়।" এগুলা বাদ দিয়ে তারা দেখা গেছে, "আরে আগেই তো জানতাম ও পারবে না। শুধু, শুধু টাকা নষ্ট।" মানে আ মানে যা ইচ্ছা তা। এইরকম একটা ব্যাপার কিন্তু সবার ক্ষেত্রেই হয়। তো আমার মনে হয় যে এই দৃষ্টিভঙ্গিটা আমাদের বদলানো উচিত এবং এই দৃষ্টিভঙ্গিটা বদলাতে হলে কিন্তু সর্বপ্রথম নিজেকে দিয়েই শুরু করতে হবে যে, "আমি কীভাবে আরেকটা মানুষের ডাউন ফলটাকে দেখছি? আমি কীভাবে আরেকটা মানুষকে সাহায্য করতে পারি?" এভাবে যখন আস্তে, আস্তে আমরা চিন্তাটা আ বদলাতে থাকবো, তখনই কিন্তু আমার মনে হয় যে একটা সুন্দর পরিবর্তন আসবে।
হুম। আচ্ছা। হুম। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ। আসলেই। আপনি কিন্তু খুব চমৎকার বললেন যেমনটা আপনি বললেন যে নিজের দৃষ্টিভঙ্গি যদি আমরা পরিবর্তন করতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু সমাজের মানুষজনের দৃষ্টিভঙ্গিগুলো আসলে পরিবর্তন করতে পারবো। এবং আমরা যখন আসলে ভালোর দিকে যাবো বা দেখা যাবে যে আ পরিবর্তনটাকে গ্রহণ করতে শিখবো তখন কিন্তু সমাজও আস্তে, আস্তে দেখা যাবে এই পরিবর্তনগুলো কিন্তু আ গ্রহণ করতে শিখবে এবং এতে কিন্তু দেখা যাবে সমাজের সবারই কিন্তু ভালো হচ্ছে। তো এই ক্ষেত্রে অনেক সময় না দেখা যায় আ অনেকেই ভয় পেয়ে তাদের কথাগুলো আসলে শেয়ার করতে পারে না অন্য কারোর সাথে বলতে পারে না। নিজেদের মধ্যে একটা চাপ অনুভব করে তাদেরকে ঘরের মধ্যে তারা বন্দি করে ফেলে বা একঘেয়ে হয়ে যায়। তো এদের জন্য কি আপনার কোন টিপস আছে বা তারা কীভাবে আসলে মুভ অন করতে পারে?
ওকে। আচ্ছা। হ্যাঁ। জ্বি। জ্বি। আচ্ছা। এইক্ষেত্রে আমি যদি আমাকে দিয়ে একটা উদাহরণ দেই আমি আ ট্রেডিং করি হ্যাঁ? তো এখানে হয় কি? যে অনেক সময় অনেক বেশি স্ট্রেসে পড়ে যাই। এরকম না যে আমি ক লুস করছি, আমি পারছি না, বিষয়টা হয় কি? যে আ মানে আমি যে গোলটা সেট করেছি ঐটা পর্যন্ত যেতে পারছি না। হয়তো আমার সপ্তাহে আ ৭ দিনের ভেতরে ৩ টা দিন খারাপ যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি ডিমোটিভেটেড হয়ে যাই। তো এ যখন আসলে এরকমটা আমার সাথে হয়, তখন কিন্তু আমি চেষ্টা করি যে আসলে আ "কী কারণে আমি আটকাচ্ছি? কী ভয় আসলে আমার ভিতরে কাজ করছে?" এগুলা বোঝার এবং এগুলা বুঝে আমি চেষ্টা করি যে আমার আ যে মানুষটা সবথেকে ভালো বুঝবে তার সাথে ডিসিশন নেয়ার, আ তার সাথে কথা বলার যেন সে আমাকে সুন্দর একটা ডিসিশন দিতে পারে। এভাবেই কিন্তু আমি ভয়গুলা কাটানোর চেষ্টা করি এবং আমার সন্দেহটাও দূর করার চেষ্টা করি। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের নিজের আ লজ্জা বলুন বা আসলে আ মানে যে বিষয়টা বলুন, অনেকে কিন্তু মুখ লজ্জায় বলতে চায় না যে, "আমি বললে সে কী ভাববে?" এগুলা বাদ দিয়ে তাকে কিন্তু সামনের দিকে এগিয়ে কথাগুলা বলতে হবে। তাহলেই কিন্তু নিজের ভয় এবং সন্দেহটা দূর করাটা সম্ভব হবে।
হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। আপনি কিন্তু খুব চমৎকার বললেন। দেখা যাচ্ছে যে আপনি বললেন যে আপনি ট্রেডিং করেন, যে জিনিসটা হচ্ছে বেচা-কিনা। তো সেক্ষেত্রে আপনার যেই এই ব্যবসা, এই ক্ষেত্রে আ দেখা যায় আপনি কিন্তু নিজের ভুল থেকে আসলে যে শিক্ষাগুলো নিচ্ছেন, এগুলো কিন্তু আপনাকে পরবর্তীতে আরো বেশ আ ভালোভাবে মোটিভেটেড করছে এবং আপনার ভুলগুলো, বা আপনার ভয়গুলো, এগুলো কিন্তু অনেকটাই দূর করছে। তো এই বিষয়টা কিন্তু বেশ ভালো বললেন আপনি। এক্ষেত্রে কি আপনার আরো কোনো উদাহরণ আছে যেগুলো আসলে দেখা যাবে আ যে মানুষ তাদের জীবনে আসলে এইগুলো ব্যবহার করে এই তাদের সমস্যা বা নিজের যে ভয়গুলো রয়েছে এগুলো কাটাতে পারছে সমাজের জন্য? কিছু যদি বলতেন?
জি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ। জি, অবশ্যই। এক্ষেত্রে কি? দেখুন আ মানে ভয়ের যে ব্যাপারটা আ সেই ক্ষেত্রে কিন্তু ভয়ের ক্ষেত্রে কিছু ব্যায়াম ১ম এ সেরকমটা আমি বললাম চাইলে করা যেতে পারে। কিংবা গান শোনাও এই ক্ষেত্রে খুব ভালো একটা মাধ্যম হতে পারে। আর তার পাশাপাশি ধরেন আ কোনো কিছু একটা নোট লিখে রাখা যে, "আমি কেন আসলে এই জায়গাটায় আমার সমস্যা হচ্ছে? কী ভয় পাচ্ছি আমি?" এগুলা নোট করে রাখলে পরবর্তীতে কিন্তু দেখা যায় যে ওইটার সমাধান বের করাটা অনেকটাই সহজ হয়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু চাইলে সকলেই খুব সহজে করতে পারে। আর এখন তো আসলে হাতে কলমে লিখতেও হয় না, মোবাইলে চাইলেই খুব সহজে আ নোটে লিখে ফেলা যায় যে কী সমস্যা হচ্ছে? এবং তার পাশাপাশি আ ওইযে ব্যাপারটা সন্দেহের। সন্দেহ তো আসলে তৈরি হয় যে আ কনফিডেন্সের ব্যাপারটা থেকেই মূলত। তো অ সন্দেহর জায়গাটা কমাতে অবশ্যই আমরা যেই জিনিসটা নিয়ে সন্দেহ করছি, সেই জায়গাটাকে খুব সূক্ষ্মভাবে বিচার করতে হবে। এবং সেই জিনিসটা নিয়ে স্টাডি করতে হবে যেন আসলে আমার সন্দেহর জায়গাটা আস্তে, আস্তে কমে যায়। এবং আ আমি মনে করি যে একটা বিষয় নিয়ে যত বেশি অ্যানালাইসিস বলুন বা যত বেশি চেষ্টা করা যাবে, তত বেশি কিন্তু ওই জায়গায় সন্দেহের জায়গাটা কমে যাবে।
হ্যাঁ। আচ্ছা। হুম। আচ্ছা। উ বেশ চমৎকার! হুম, হুম। <smacks lips> আপনি আসলে ঠিকই বলেছেন। দেখা যায় নিজের যে দোষ ত্রুটিগুলো রয়েছে বা আমরা আসলে আ কোথায় নিজেদের আত্মবিশ্বাসটা কম বোধ করছি এগুলো যদি আমরা একটু আ খুব উ ভালো করে চিন্তা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই চ্যালেঞ্জ গুলো অনেকটাই দূর হয়ে যায়। এক্ষেত্রে ভয়ের কোন ঘটনা বা অনুভূতি আপনার জীবনে কি কখনো আপনার সাথে ঘটেছে? যেখানে আপনি আ দেখা যায় অনেকটাই বেশি ভয় পেয়ে গিয়েছিলেন? এবং আ সেই সিচুয়েশনটা আপনি ধীরে, ধীরে ওভারকাম করেছেন। এমন কোনো অনুভূতি কি আছে আপনার?
হ্যাঁ। জ্বি। একদম। আচ্ছা। হ্যাঁ, আ এই ক্ষেত্রে খুব ভালো একটা ঘটনা আমি আপনার সাথে যদি শেয়ার করি, আমি যখন ক্লাস 9 এ পড়ি তখন আ আমার স্কুলে ফাইনাল প্রতিযোগিতা ছিল। আমি ছোটবেলা থেকেই খেলাধুলা করতে খুব পছন্দ করি এবং আ ওইবার আ আনফরচুনেটলি আমি উম শুধুমাত্র একটা খেলায়ই সিলেক্ট হই। সেটা হচ্ছে আপনার ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতা। এবং সেখানে আ ওইবারই আমি আমার পরিবারের কাউকে নিয়ে যাইনি, শুধুমাত্র আমার মাকে ছাড়া। তো আমার মা খেলা দেখছিলো। তো দৌড়টা যখন শুরু হয়, রেসটা 1st ল্যাপ শেষ করার পর তো পিছন থেকে আমি আ ফিনিশিং লাইনের থেকে আ মোটামুটি আমি ৫০ মিটার দূরত্বে আছি। এরকম সময় হুট করে একটা ছেলে, আমি ছিলাম 2nd এ এবং আমার সামনে একজন ছিল এবং আমার পিছে একজন ছিল। তো একটা ছেলে আমার গেঞ্জির ধরে টান দেয় রেসে চলাকালীন সময়ে। তো এই, এই সময় আমার কাছে ২ টা অপশন ছিল। যে হয়তো আমি খেলা ছেড়ে দিয়ে আমি আ স্যারকে কল আউট করি যে, "স্যার, এটা কী হলো?" আরেকটা জিনিস ছিল যে, এই সময় যদি আমি ভয় পাই কিংবা এই সময় যদি আমি থেমে যাই তাহলে কিন্তু এখানেই খেলাটা শেষ। তো, ত ওই মুহূর্তে আমি কোনো সন্দেহ না রেখে আমার মনের ভিতরে আমি মানে তখন আমি এরকমভাবে নিজেকে ১ সেকেন্ডের ভিতরে ডিসিশনটা নিই যে, "আমার শরীরে যতটুকু শক্তি আছে, ওইটা ছেড়ে আমি জোর দৌড় দেব।" তো যখন আমি দৌড়টা দেই ভাই, যে আমার আ গেঞ্জি ধরে ও তো পড়েই যায় এবং আমি এত জোরেই তখন মানে স্পিডটা বুস্ট করি যে আমি 1st পজিশনে চলে যাই। তো ওই এইযে ছোটো, ছোটো ডিসিশন নেওয়ার যে জায়গাটা না, এইটা যখন আসলে নিখুঁত করা যায় এবং আ ভালোভাবে ডিসিশনগুলা নেওয়া যায় আমার মনে হয় তখনই কিন্তু ভয়ের জায়গা কিংবা সন্দেহর জায়গাটা অনেকটাই কমে যায়।
হুম। আচ্ছা। হুম আচ্ছা। হুম। হুম। আহ! ও! হুম। আচ্ছা, খুব চমৎকার! চমৎকার কিছু পরামর্শ আপনি দিলেন। এইযে হুট করে যেই <clears throat> ডিসিশন এর ব্যাপারটা এটা কিন্তু আ অনেকটাই ইফেক্টিভ এবং দেখা যায় অনেকেই কিন্তু এই সকল ডিসিশনগুলো নেওয়ার সময় ঘাবড়ে যায় এবং তারা কিন্তু আ ভুল ডিসিশন নিয়ে ফেলে। এবং এতেই কিন্তু তাদের জীবনে ভয় বা সন্দেহগুলো আসলে আ থেকেই যায়। সেক্ষেত্রে আসলে বুঝতে হবে যে এগুলো আসলে কোন দুর্বলতা নয়। এগুলো একদমই নরমাল। আমরা কতটা বিচক্ষণের সাথে এই পরামর্শ বা দেখা যায় এইযে ডিসিশন গুলো নিতে পারছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এইযে দেখা যায় ভয় বা সন্দেহ নিয়ে আজকে আপনার সাথে আড্ডা দিলাম। আমার কিন্তু বেশ ভালো লাগলো। আশা করছি আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।
জি। হ্যাঁ। জি। একদম। হ্যাঁ। জ্বী, আপনার সাথেও কিন্তু এই ব্যাপারে কথা বলে আমার অনেক বেশি ভালো লাগলো। আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।